অ্যা অবশ্যই দেখুন, বিশেষ করে দেখা যাচ্ছে যে, সবচেয়ে বড়ো দুর্বলতার মধ্যে যে স বিশেষ করে আগের প্রজন্ম বলেন, নতুন প্রজন্ম বলেন যেটাতে ফেঁসে যাচ্ছি, সেটা হচ্ছে এই তথ্য প্রযুক্তির অতিরিক্ত বেগে এই মানে উন্নয়নের যে ব্যাপারটা। তো এই জিনিসটা না মাঝে, মাঝে একটু কষ্টদায়ক হয়ে ওঠে, হ্যাঁ? যে অ্যা এটার সাথে তাল মিলিয়ে কি চলতে পারবো, এটা যেভাবে উন্নতি হচ্ছে, কবে শিখবো, কবে এটা কাজে লাগাবো। তো ওই সময়টায় একটুখানি মনে হয় যে, এটা যদি একটু ধীর গতিতে চলতো আর এবং আগের সংস্কৃতিগুলো বা যা, যা ছিলো ওইগুলো
বুঝতে পারছি। আচ্ছা। কোন না কোনভাবে শেকড়টা কিংবা পিছনের যে অবস্থানটা, সেটা যদি আবার ঠিক থাকতো, তাহলে হয়তো ভালো হত, জ্বী। তাহলে অ্যা এই যে পুরনো ধারণা ছেড়ে দিয়ে নতুন কিছু শেখার ক্ষেত্রে যে একটা দ্বিধা কিংবা সংশয়, এগুলো কি আসলে প্রজন্মের থেকে এহ আমরা পুর পুরাতন যারা রয়েছি তারা বেশি ভাবছি নাকি সবাই একই রকম ভাবে ভাবছে?
জি, জি। একদম, একদম। অবশ্যই। অ্যা আমি মনে করি দেখুন, বিশেষ করে এখনকার যারা, যারা আধুনিক বাবা-মা, তারা তো আসলে দেখা গেছে আগে কি হতো যে, একটা তথ্যপ্রযুক্তি বা একটা মনে করেন ফোন লাগবে আমাদের বাবা মারা কি করতো একদম পড়িয়ে ফার্স্ট ক্লাস পেয়ে এরপরে একটা ফোন দিতো, আর এখন চাওয়ার আগেই ফোন পেয়ে যাচ্ছে ঠিক আছে। তো তো আমি মনে করি দেখুন, হ্যাঁ, তো আগের প্রজন্মের যে পুরানো চিন্তাধারা বা যারা মানে জিনিসটা ছিল, এই জিনিসটার কারণে যে দেখা যাচ্ছে যে, আগের প্রজন্মের বাবা-মা রা তারা আসলে বাধ্য হচ্ছে যে, তাদের সন্তানকে এই প্রজন্মের সাথে তাল মিলে চলার জন্য তারাও এই জিনিসগুলো দিতে বাধ্য হচ্ছে। জি।
জ্বি, জ্বি। নিশ্চয়ই তাই, জি। তেমনটিই দেখা যাচ্ছে। খাপ খেইয়ে নেওয়ার জন্য, জি, জি। বাহ! চমৎকার, চমৎকার দুর্দান্ত বললেন আপনি। তো শেষে ছোট্ট করে শুধু জানতে চাবো। আপনি এই যে পুরাতন ধারণা ছেড়ে নতুন কোন কিছু শেখার ক্ষেত্রে অ্যা যে পরের যে প্রজন্ম, তাদেরকে কি উৎসাহিত করবেন নাকি কোন পরামর্শ দিবেন?
ধন্যবাদ। জ্বি, জ্বি। জ্বি।

আচ্ছা। এখানে কিন্তু একটা বেশ লক্ষণীয় ব্যাপার আছে বিশেষ করে আমার ঘরে একটা ছোটো ভাই আছে। ঠিক আছে? তো তাকে মানে আমাদের ঘরের এই মানে পরম্পরা বা এই অভ্যাসটা দেখা যাচ্ছে আমার দাদা-দাদির আমল থেকেই হয়ে আসছে যে প্রতিদিন ঘরে পত্রিকার পেপারটা ঢুকতেই হবে। এবং মানে ছোটবেলা থেকে একটা অভ্যাস যে সবাই বসে থাকতো। যেমন আমি একটু খেলার কলামটা পড়তে খুব আগ্রহী ছিলাম। তো আমি বসে থাকতাম যে আমার বাবার পড়া শেষ হলে, আমার মার পড়া শেষ হলে তারপরে আমি একটু পড়বো। তো এই জিনিসটা হারিয়ে যাচ্ছে।
আচ্ছা, বেশ। জ্বি, জ্বি। আচ্ছা। বেশ, চমৎকার। বাহ! এটা চমৎকার যে কারো না কারো, কোন না কোন পাশে দুর্বলতা থাকেই, আমি হয়তো বিনোদনের পাতাটা দেখি বেশি। আপনি হয়তো খেলার পাতাটা দেখেন বেশি। জ্বী, বলছিলেন।
জ্বি, জ্বি। একদম। তো এখন যেটা হয়েছে যে দেখুন, তথ্য প্রযুক্তি আসার কারণে যেটা হয়েছে এতই ও মানে অতিরিক্ত পরিমাণ তথ্য মানে সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন এবং সবচেয়ে দুঃখের বিষয় যেটা সেটা হচ্ছে গুজবের ব্যাপারটা। এইটা যে কত বিরক্তিকর। মানে এইটা যে এত বিরক্ত লাগে, মানে বলার বাহিরে। তো আমার কথা হচ্ছে কি? যে, দেখুন যদি এইযে আমার যেমন ছোট ভাইটা আছে আমি তাকে সবসময় বলি। সকালে উঠে তোমার যে পছন্দ হোক না হোক ৫ টা মিনিট একটু বাচ্চাদেরও কিন্তু একটা কলাম থাকে। ঐখানে দেখা যাচ্ছে যে আ কিছু খেলা-টেলা থাকে। জ্বি, জ্বি, ধাঁধা থাকে, অনেক কিছু থাকে যেটা করলে কিন্তু তাদের মস্তিষ্কের একদম।
জ্বি, হ্যাঁ, কোন না কোনভাবে গুজব ছড়াচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। <chuckles> জ্বি। অনেক শিক্ষণীয় বিষয় শেয়ার করা থাকে। জ্বি, ঠিক তাই। ছোট কুইজ মিলাও কিংবা হচ্ছে ধাঁধা প্রশ্নের উত্তর কৌতুক একটা অ জায়গা তুলে দেয়া থাকে।
জ্বি, জ্বি, জ্বি। তো এই জিনিসটা না আমি চেষ্টা করে থাকি আমার ছোট ভাইটাকে সবসময় অনুপ্রেরণা দিতে যে, "দেখো, এখান থেকেই কিন্তু শুরু।" আর সবসময় তাকে আমি যে ১ম এ যে কথাটা বলেছি। গোড়াটা ধরে রাখা অত্যন্ত জরুরি একটা ব্যাপার। তো এই জিনিসটা আসলে আমি করে থাকি যে পত্রিকার কাগজটা প্রতিদিন পড়ার।
জ্বি। জ্বী, জ্বী, জ্বী। বাহ! চমৎকার। না, আপনি আসলে ধারাবাহিকভাবে চমৎকারভাবে বলছে বলছিলেন যে পুরনো ধারণাকেও ছেড়ে দিয়ে নতুন হচ্ছে শেখার ক্ষেত্রে অনেক হয়তো আ ইতিবাচক দিক রয়েছে। আবার সঙ্গে, সঙ্গে কিছু নেতিবাচক দিকও রয়েছে। তবে ইতিবাচক যদি ভাবে আমরা ধরি তাহলে শেখার জন্য কোন ধাপ কিংবা কৌশল ব্যবহার করেন কিনা আপনি?
নেতিবাচক দিকও রয়েছে।